আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসলে আ ছোটবেলায় পেয়েছেন না বড় হয়ে?
আসলে আম আ ছোটবেলায় যে ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো তো আসলে তখন আমরা বুঝি না যে, এটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। বড় হলেই ব্যাপারগুলো আসলে বোধগম্য হয় যে, আসলে এই ব্যাপারটা একটা আমার জীবনের উচিত শিক্ষা ছিল, এরকম একটা ব্যাপার তখন হয়ে ওঠে। আ তখন মনে হয় যে হ্যাঁ, এই ঘটনাটা আসলে আমার জীবনে একটা শিক্ষা ছিল।
তা অবশ্য ঠিক। <chuckles> <chuckles> আচ্ছা। তো আপনার জীবনে আসলে আ কখনো আসলে যেমনটা আসলে বলছিলেন যে, আসলে অনেক ক্ষেত্রে আসলে যে শিক্ষাগুলো পেয়েছেন, সেখান থেকে কিন্তু আসলে হয়ে উঠেছে আরকি এই ব্যাপারগুলো। তো আপনার কাছে আসলে কী হয় যে, আসলে কোন ঘটনাটি আপনার জীবনে আসলে সবচাইতে আসলে পরিবর্তন এনেছিল বা আপনার জীবনে এসেছিল, সবচাইতে বড় শিক্ষা?
হুম। হুম। আচ্ছা, আমার জীবনে আম বড় শিক্ষাগুলোর মধ্যে একটা হচ্ছে, বন্ধু নির্বাচনে ভুল করার ব্যাপারটা। তো আ যেটা ছিল যে, স্কুল জীবনের যেই সময়টা, ওই সময়টায় আমি আ যাকে আমার খুব ভালো বন্ধু মনে করতাম, আ সে আসলে খুব মানে ভালোভাবে একটা ধোঁকা দিয়েছিলো আমাকে। পরবর্তীতে আমি এটা বুঝতে পারি যে, আসলে আমি যাকে খুব ভালো বন্ধু ভাব ভাবছি যে যাকে খুবই আ কাছের মানুষ মনে করছি, সে বা আমার সেই বান্ধবীটা আসলে আ আমার জন্য অতটা ভালো নয়, সে আমার আ কোনো দিক থেকেই আমার জন্য ভালো চাচ্ছে না। তো এটা আসলে একটা আমার জীবনের শিক্ষা যে, বান্ধবী বা বন্ধু যেটাই আমরা বলি; নির্বাচনের ক্ষেত্রে, একটু মানুষের সাথে মেশার ক্ষেত্রে একটু সচেতনভাবে মেশাটাই আসলে শ্রেয়।
<chuckles> <chuckles> <chuckles> তা অবশ্যই ঠিক। একদম ঠিক। হ্যাঁ, আসলেও যেমনটা আসলে বলছিলেন যে, আপনার জীবনের আ সবচাইতে বড় শিক্ষা, আপনার আ প্রিয় বান্ধবীটা আপনার সাথে আসলে, আ ভা আপনার ভালো চাচ্ছে না। এই ব্যাপারগুলো যখন আসলে লক্ষ্য করেছেন, তখনই কিন্তু আসলে আপনি আপনার জীবনের যে বড় শিক্ষাটা, সেটা আসলে কিছুটা অনুভব করেছেন। তো আপনার ক্ষেত্রে আসলে আ কখনো আসলে, এই যে বান্ধবীটা আপনার আ ভালো চাচ্ছে না বা কোনো বিশেষ কোনো কারণ ছিল কিনা বা এই, এই কারণগুলো আসলে কী হতে পারে বলে আপনি আসলে সে সময় মনে করেছেন?
হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম, হুম, হুম, হুম। হুম। আসলে ব আ কেউ যখন কারো ভালো চায় না সেটার একটাই কারণ হয়ে থাকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে হিংসা। হিংসা ছাড়া আর কিছুই না এ কারণ আ কোনো মানুষের আমি ভালো চাচ্ছি না, তার মানে ওই মানুষটাকে আমি পছন্দ করছি না বা ওই মানুষটাকে আমি হয়তো ভাবছি সে আমার থেকে একটু বেশিই হয়তো ভালো অবস্থানে আছে। সেটা সামাজিক, অর্থনৈতিক, আ পারিবারিক সব ধরনের আ ব এ এখানে ফ্যাক্ট থাকতে পারে। যে হয়তো সে আমার আ আমি হয়তো তার থেকে কিছুটা ভালো আছি বা সে হয়তো মনে করছে আমি ভালো আছি তার থেকে, ভালো অবস্থানে। আম তখন সে একটা হিংসা আ মনের মধ্যে নিয়ে আসে এবং সেখান থেকে আসলে আম আ সে এ এই ধরনের মানুষরা আসলে ঝামেলাগুলো তৈরি করা শুরু করে।
<chuckles> একদম ঠিক। না, একদম ঠিক বলেছেন। হ্যাঁ আসলে হু যেমনটা আসলে বলছিলেন যে আপনি আপনার জীবনে আসলে আ যখন থেকে আসলে বুঝতে পেরেছেন, যে আসলে আপনার প্রতি সে আ প্রতিহিংসার যে আগুন তার মধ্যে আসলে যখন রয়েছে বা সে আপনার ভালো চাচ্ছে না। এমনটার পরে কিন্তু আসলে আপনি বুঝতে পেরেছিলেন যেমনটা আসলে আপনি বললেন। তো কখনো কি আসলে আ কোনো একটি আসলে ব আ সুখের অভিজ্ঞতা হয়েছে? আপনার জীবন থেকে আসলে আ সেখান থেকে আসলে বড় একটি শিক্ষা পেয়েছেন?
হুম, হুম, হুম, হুম। হুম। জ্বি। জ্বি। আম হ্যাঁ, এটা একটা বা ভালো অভিজ্ঞতাও আমার আছে। আ যেমন আম যখন আসলে আম আমার বিয়ের আগে আমার আ যিনি এখন আমার হাসব্যান্ড, তাকে হচ্ছে গিয়ে আ সে একটা বড় একটা মেডিকেল purpose এ তার কিছু টাকা শর্ট পড়ছিলো, সে দেশের বাইরে যাচ্ছিলো। সে একটা আ তার একটা বড় অপারেশন হবে। তো সেটার জন্য কিছু টাকা তার কম ছিল। তো ওই সময়টায় আম আমি তাকে এ বেশ লাখখানেক টাকা উম তাকে আমি ধার দিয়ে থাকি। যে, "ঠিক আছে, তুমি অ্যা তুমি যে যাও। তুমি আ অপারেশনটা" মানে ও আমাকে বলছিল যে, ও নিজে থেকে এটা চায়ওনি। যে বলেওনি, যে, "আমাকে দাও" বা, এরকম কিছু। কিন্তু মানে আমার সামনে সমস্যাটা এসছিলো যে, ও একটা সমস্যার মধ্যে পড়েছে। তখন আমি এ আসলে এ টাকাটা দেওয়ার সময় আমি ভেবেছিলাম যে, আসলে অনেক বড় একটা অ্যামাউন্টই তো দিচ্ছি, তো উ উম এটাতেই আসলে আমি তা এই মানুষটাকে আসলে যাচাই করারও একটা সুযোগ আছে যে, অ্যা সে আসলে মানুষ হিসেবে কেমন? আ তো টাকা যদি আ মার চলে যায়, তাহলে গেলো। কিন্তু আমার তো জীবন বেঁচে যাবে। আ মানুষটা, যাকে আমি ভাবছি যে, এ একে আমি বিয়ে করবো। উম তো তার সাথে তা জীবন কাটাবো। তাহলে টাকা যদি এ এখানে একটু মানে হেরফেরও হয়ে থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। এ যদি অ্যা আ সে আসলে ব নিজেকে আসলে এই বিষয়ে প্রমাণ করতে পারে। ত এই তো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমি আসলে তাকে ধারের বিষয়টা দেই। আ এবং সে আসলে কিছুদিনের আ মানে সে যেটা কমিটমেন্ট করেছিল যে, আ সে এতদিনের মধ্যে ফেরত দিবে, তার আগেই সে আমাকে টাকাটা ব্যাক করে দেয়। তো সেটা এটাই একটা ভালো আমার জীবনে একটা ভালো শিক্ষা যে, আসলে এইভাবে করেও কিন্তু শেখা যায় যে, আম কাউকে কোনো কিছু সাহায্য করে বিশেষ করে টাকা দিয়ে কিন্তু মানুষকে আ অনেকক্ষেত্রেই যাচাই করা যায় যে, সে মানুষের আসলে চরিত্রটা কেমন? তো এটাও একটা শিক্ষা।
খুবই ভালো করছেন। <sneezes> একদম ঠিক বলেছেন। <chuckles> হুম, একদমই ঠিক বল খুবই দারুণ ব্যাপার। আসলেও। <chuckles> একদমই ঠিক। হ্যাঁ, একদমই। আসলেও, যেমনটি আসলে বলছিলেন যে, আপনি আ কিভাবে আসলে যাচাই করার আ মাধ্য দিয়েও আসলে মধ্য দিয়েও আসলে কিন্তু এইযে বড় একটি শিক্ষা গ্রহণ করলেন যে, আসলে আ বিশ্বাসের যে ব্যাপারটি আ বা, বিশ্বাসের যে আসলে আ জীবনে বড় শিক্ষা, সেটা কিন্তু আসলে আপনি আ যেমনভাবে আসলে উপলব্ধি করেছেন। এবং পরবর্তীতে কিন্তু আসলে আ সেই শিক্ষণীয় ঘটনাতেও কিন্তু আসলে আ একজনকে যাচাই করার যে অভিজ্ঞতাটা, সেটাও কিন্তু আসলে আপনার হয়েছে। তো কখনো আসলে আ জীবনের কোনো আ প্রিয় মানুষ বা, কোনো প্রিয় শিক্ষক আ কোনো একটি উপদেশ আপনাকে দিয়েছে? যা আপনার জীবনে অনেক বড় আসলে আ আ কি বলবো? শিক্ষা হয়ে আছে এখন পর্যন্ত?
হুম। হুম। হুম। হুম। উম হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার একটা সময় ছিল, ইউনিভার্সিটির সময়। যখন আমি আ undergrade এর স্টুডেন্ট ছিলাম under graduation এর সময়টা। ওই সময়টায় আমি খুবই একটা খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটা খুবই আমি তখন ক্লিনিক্যাল ডিপ্রেসান এর একটা পা পেশেন্ট ছিলাম। খুবই, খুবই বাজে সময় পার করছিলাম। ওই সময় আমার একজন শিক্ষক ছিলেন। যিনি একজন মহিলা শিক্ষক। তিনি আ বয়সে অনেক প্রবীণ। মা তার বয়স এখন হয়তো ৭৫, ৭৪/৭৫ বছর বয়স হবে। এই হ্যাঁ, উনি অনেক বয়স্ক। তো তার সাথে আমি আমার আ সমস্যার কথাগুলো তার সাথে আমি শেয়ার করেছিলাম যে, "আমি আসলে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার আসলে কিছুই ভালো লাগছে না, জীবনটা আসলে একেবারে মনে হচ্ছে যে থমকে গেছে। কে আমি কি করবো?" আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। খুবই বাজে একটা সময়ের মধ্যে দিয়ে তখন আমি যাচ্ছিলাম। তো আমি ওই সময়টা আসলে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সব ধরনের কাউন্সেলিং, সবকিছুই আমি যে নিয়েছিলাম। চেষ্টা করছিলাম এই সমস্যাগুলো থেকে উতরে ওঠার জন্য। তো তুন হ্যাঁ, খুবই কঠিন সময় ছিল। তার সাথে আমি আমার ওই শিক্ষকের সাথেও আসলে কথা বলছিলাম। তখন আমাকে ম্যাডাম যেটা বারবার বলছিলেন যে, আম উম আ আ ইন "just go through this situation" মানে "তুমি এই সিচুয়েশন দিয়ে জা জাস্ট চলে যাও। তুমি দেখবে যে সামনে ভবিষ্যতে অনেক কিছু অপেক্ষা কর ভালো অপেক্ষা করছে এবং তুমি যেটা ভাবছো যে, এই সময়টাই হয়তো তোমার জীবনে আর কোনদিনও শেষ হবে না। আ এই ক ধারণাটাই তোমার ভেঙে যাবে। এই ধারণাটা যে ভুল, তখন তুমি এটা বুঝতে পারবে।" তো ওনার এই কথাটা আ আসলে তখন আব এ উপলব্ধি করার চেষ্টা করছিলাম, হয়তো উপলব্ধি করার মতো তখন মানসিকতাটা আমার ছিল না। কিন্তু এখন বসে আমি সেটা উপলব্ধি করি আ যে আসলে উনি কত দামি একটা কথা বলেছিলেন যে, আ সময় আসলে একরকম থাকবে না। সময় আসলেই পরিবর্তন হয় এবং সময়ের সাথে, সাথে মানুষের জীবনেও অনেক পরিবর্তন আসে। তো এটাও আমার জীবনে আসলে অনেক বড়ো একটা শিক্ষা।
উ বয়স্ক অ্যাকচুয়ালি উনি। খুবই কঠিন সময় ছিল। তা একদমই ঠিক। একদমই ঠিক। একদমই। খুবই চমৎকারভাবে আপনার আসলে জীবন থেকে যে বাস্তব যে শিক্ষাটা আপনি গ্রহণ করেছেন, আ যেমনভাবে আপনারা আ বললেন যে আপনার ম্যাডাম আপনাকে হচ্ছে একটি আ বড় একটি মোটিভেশন এর কথা বলেছে। তো এভাবে করে কিন্তু সত্যিকার অর্থে যেমনটা আসলে আপনি বোঝালেন যে আসলে জীবন কখনো থেমে থাকে না। এটাও একটা সবচাইতে বড় শিক্ষা। তো দেখা গিয়েছে যে আপনার জীবনে কখনো কোনো একটি ঘটনা ঘটেছে। আ যে ঘটনা থেকে আপনি আপনার জীবনের সবচাইতে বড় শিক্ষাটা আহরণ করেছেন সেখান থেকে।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম। হুম। হুম আ আব বড় ঘটনা আসলে অনেক কিছুই তো ঘটে। তার মধ্যে যেহেতু অর্থনৈতিক ব্যাপারটা আসলো যে আমি এ বেশ অনেক বড় একটা টাকা আমার যিনি এখন অ হাসব্যান্ড তাকে বিয়ের আগে আমি ধার দিয়েছিলাম এরকম একটা ব্যাপার, হু <scoffs> এর এরকম একটা ব্যাপার আ এর আগেও একবার ঘটেছে। সেটা অবশ্য তার সাথে না। সেটা আমার ইউনিভার্সিটির এক বন্ধুর সাথে। সে আমাকে আ আ খুব বলছে যে তার খুব অর্থনৈতিক একটা টানাপোড়েন যাচ্ছে। আম সে সেমিস্টার ফি দিতে পারছে না তো তার বা বাড়িতে খুব একটা সমস্যা চলছে তাকে যদি কিছু টাকা ধার দেওয়া আমার পক্ষে সম্ভব হয় এরকম একটা কথা সে আমাকে বলছে। তো সেটা শুনে আমারও আসলে খুব তখন আসলে ওই সময়টা মনটা আসলে আরো বেশি নরম ছিল এখন যত যতটা বাস্তববাদী বা বুঝি ব্যাপারগুলো আসলে ব্যাপারটা হ্যাঁ তো তখন আসলে অতটাও ছিল না। তো ত ও যখন এত বলছে তখন আমার মাথায় খুব এটাকে হিট করে যে, "আসলে ও তো সেমিস্টার ফি না দিতে পারলে এখন তাহলে তো ওর অনেকগুলো ফাইন হয়ে যাবে। তো পরে ফাইন সহ এই টাকাগুলো দিতে আরো কষ্ট হবে। তো এই কিছুটা যদি সাহায্য করতে পারি তাহলে করে দেই।" তো আমি তো ওকে কিছু টাকা দিলাম। যদিও অনেক বড় অ্যামাউন্টের না তারপরও মানে তখন স্টুডেন্ট হিসাবে তখন ওটা বড় অ্যামাউন্টই ছিল। তো যাই হোক তো তাকে আমি টাকাটা দিলাম এবং পরবর্তীতে সে তো আমাকে টাকাটা আর ফেরত আ দিচ্ছিলই না এবং অ সে নানানভাবে আমাকে গালাগালি, উল্টা, পাল্টা কথা, সে কিন্তু একটা ছেলে বন্ধু। ঠিক আছে? মানে এত বাজে কথা বললে আমার আমাকে বলছিলো যে আমার তখন অন্য ছেলেবন্ধুদের সহায়তা নিতে হয়েছিলো ওর সাথে ডিল করার জন্য। যে এই ছেলেটা আমার সাথে এত বাজে, বাজে কথা বলছে যেটা আমি কেন শুনবো আমি ওকে উপকার করতে যেয়ে আমি ফেঁসে গেলাম। তো অ আমি হ্যাঁ
<chuckles> এটা কিন্তু বেশ দারুণ ছিল। <chuckles> আচ্ছা। <chuckles> সবকিছু আব বুঝে শুনে সিদ্ধান্ত নেন। এমন কি? <chuckles> <chuckles> তা ঠিক, একদমই ঠিক। <chuckles> এটা কিন্তু ঠিক করেছেন। একদমই, একদমই। আসলেও আ বেশ চমৎকারভাবে কিন্তু আপনার এই যে আসলে আ জীবনের বড় একটি শিক্ষা, আ একটি ঘটনা <laughs> এ তো এই যে আসলে শিক্ষার যে ব্যাপারটি বললেন যে আপনি আ টাকা ফেরত না পাওয়ারও ঘটনা ঘটেছে এবং এই যে আসলে না পাওয়ার কারণেই কিন্তু আসলে যে বিশ্বাসের যে ব্যাপারটি এবং আ টাকা দেওয়ার ক্ষেত্রে আপনি কী, কী পদক্ষেপ নিবেন? পরবর্তীতে যেমনটা আসলে বোঝাচ্ছিলেন আরকি যে আ বিশ্বাস ভঙ্গ এটাও একটা শিক্ষা যেমনটা আসলে আপনি বোঝালেন। তো আপনার ক্ষেত্রে আসলে কখনো কি আ জীবনে এমন কোনো শিক্ষা হয়েছে? যেটা আসলে আপনাকে আরো বেশি ধৈর্যশীল এবং আরো বেশি সতর্ক করতে সাহায্য করেছে?
হুম। এবং পরবর্তীতে টাকাটা আমি ফেরত পাইনি। <laughs> হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম। উ সতর্ক করতে সাহায্য করেছে এটা আরেকটা ঘটনা এরকম আছে, যেমন আমার আ বাবার অফিসে একটা আ ছেলে কাজ করত, টি বয় যেটাকে বলে। মানে যে আর কি উ ঠিক পিওন না আবার ওই র ওই ধরনের কাজ কাজগুলো করে টেবিল মোছামুছি বা চা সার্ভ করা। এ ধরনের কাজগুলো করে থাকে। তো ও অনেক বছর ধরে আমার বাবার অফিসে কাজ করে যাচ্ছে। তো এ একদিন হঠাৎ এরকম হলো ওইস ওইদিন বাসায় কেউ ছিল না। তো ও বাসায় এসছে। এসে খুব কান্নাকাটি দরজার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো আমি বললাম যে, "কী হয়েছে?" বলছে যে, "আমার মা মারা গেছে দাফন-কাফন করার মতো ব্যবস্থা নেই।" ত ততদিনে ও আমার বাবার অফিসে আর চাকরি করছে না। যেই সময়টা বলছি ওই সময় আর চাকরি করছে না। তার আগে বেশ অনেক বছর প্রায় এ ৬-৭ বছর সে চাকরি করেছে। তো ও তো ওইটা বচ ওইটা যখন বললো তখন আমি বললাম যে, "আ কিভাবে এটা হলো? কি কি কিরকম কেন? তুমি অ্যা তুমি তো চাকরি করতে তুমি তো একটা কাজ করতেছিলা।" ও তখন অন্য একটা জায়গায় গ্যারেজে কাজ করছে। তো আমি বললাম যে, "তো তাহলে সে তোমার কাছে টাকা নাই কেন?" ও তো অ্যা আ আর আসলে অত কথা বলার মতও অবস্থা ছিল না। কারণ ও কান্নাকাটি করছিল। তো বাসায় তখন কেউই ছিল না। তো আমার কাছে যেটা আমার মনে হয়েছে যে এটা আমি দিতে পারব। তো ওকে আমি একটা অ্যামাউন্ট দেই। যে, "আচ্ছা ঠিক আছে তুমি যাও। এটা নিয়ে তুমি ইয় করো অ তোমার মাকে আ য়েত মার জন্য।" ও যেহেতু বলছে যে ওর মা মারা গেছে। তো আমার মা যখন বাসায় আসলো তখন আমি মা আমার মাকে বললাম, "মা এরকম ও আসছিল। ও তো এরকম বললো যে ওর আ ওর মা নাকি মারা গেছে।" তো ও আমার মার কাছে আবার ওর পরিবারের সবার নাম্বার ছিল। তো আমার মা সাথে, সাথে এটা শোনার সাথে, সাথে পরিবারে ফোন দিলো যে, "কি অবস্থা? এরকম নাকি শুনলাম?" তো সাথে, সাথে ওরা বলতেছে যে, "না কেউ তো মারা যায় নাই। আ আসলে ও তো আসলে আ নেশার সাথে জড়িত হয়ে গেছে। এম তো সেইটার জন্য এখন সে বিভিন্নভাবে এরকম কাজকর্ম করে টাকা সে আ নেওয়ার চেষ্টা করে। যেখানে যেরকম মাকে সে মেরে দিচ্ছে তার বউকে মেরে দিচ্ছে।" তো যেকোনো এরকম ঘটনা বলে সে টাকা আ আর কি নেওয়ার চেষ্টা করত। এটাও আসলে আ শিক্ষা একটাই যে, মানুষকে এভাবে বিশ্বাস করা যাবে না। <scoffs>
আ কিডনি, বা যায় যারা হ্যাঁ। হু। অনেক, অনেক দিনই তাহলে। ও! আচ্ছা, আচ্ছা। খুবই ভালো করছে। ওহহো! প্রতারণা করেছে। একদমই, একদমই। এবং আসলে একদমই। যেমনটা আসলে বললেন যে, আসলে এত কিছু করার পরেও আসলে যে ধৈর্যের যে পরীক্ষাটা দিয়েছেন। বা কিছুটা আসলে সতর্ক হওয়ার যে ব্যাপারটি। আসলে আপনার জীবন থেকে শিখেছেন, যেমন আপনি কিছুটা আসলে প্রতারণার শিকার হয়েছেন। তো আ জীবনে আসলে কখনো কি এরকমটা হয়েছে যে, আসলে এই শিক্ষাটা না পেলে হয়তো আমি আমার জীবনের এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না। এমনটা কি হয়েছে?
হু। হু। হুম, এমন হয়েছে। এটা হচ্ছে হৃদয় ভাঙার গল্প আছে। তো আহা যেটা জানি যে হৃদয় যদি আসলে না ভাঙে, মানুষ আসলে শক্তপোক্ত হয়না বা, বাস্তববাদী হয়না। তো আমার ক্ষেত্রে এই ঘটনা যখন ঘটেছে, তখন আমি বুঝেছি যে, হ্যাঁ, এটাই আসল সত্য ঘটনা। আম এটা আসলেই সত্য যে এ যদি কারো মন ভাঙে, সে আসলে আম আরও শক্তিশালী হয়ে পরবর্তীতে ফিরে আসার বা, ঘুরে দাঁড়ানোর একটা আম আ সাহস হয়তো জুগিয়ে ফেলে এবং আ এটা তাকে পরবর্তীতে তার জীবন গোছাতেও সাহায্য করে। কিন্তু এটার ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। তার নিজের এটা ফিল করতে হবে যে, আমার উঠে দাঁড়াতে হবে, এই ব্যাপারটাও আছে। ত আমার মধ্যে এটা ছিল, এজন্য আ হয়তো আমি পেরেছি। অনেকে হয়তো নাও পারতে পারে। তো আমার ঘটনাটা, আমার শিক্ষাটা আমি বললাম।
<chuckles> একদম, জি। একদমই, জ্বি। না, একদমই ঠিক বলেছেন। একদমই, একদমই। তো আপনার সাথে এইযে আসলে আপনার জীবনের যে বড়, বড় শিক্ষাগুলো বা, আ পদে, পদে কিন্তু আসলে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন এবং আ মানুষকে টাকা ধার দিয়ে টাকা পান নাই বা, অনেকক্ষেত্রে দেখা গিয়েছে প্রিয় মানুষটিকে টাকা দিয়েছেন, পরবর্তীতে সে কিন্তু সে টাকাটা আ যথাযথভাবে দিয়েছে, বিশ্বাসের পরীক্ষা দিয়েছে। তো আ জীবন থেকে কিন্তু আসলে আপনার জীবনের যে আ বিশেষ, বিশেষ যে শিক্ষার যে দিকগুলো, সেটা নিয়ে কিন্তু আপনি বললেন। তো আপনার সাথে কথা বলে আ সত্যিকার অর্থে ভীষণ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হু, হু। হু, হু, হু। হুম। আমিও আসলে আমার জীবনের অনেকগুলো আ শিক্ষা পাওয়ার ঘটনা, ভালো এবং খারাপ, দুরকম ঘটনাই শেয়ার করলাম। অনেকগুলো কথা বললাম। আমারও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।